আচ্ছা। চিঠির মাধ্যমে? নাকি যেদিন গেলেন।
না, ১ম দিনটা যেদিন গেলাম যেদিন গেলাম সেদিন যখন আমরা আ পৌঁছালাম পৌঁছায় খাওয়া-দাওয়ার পরে এ্যা ও একটা কথা বলা হয়নি। চিঠির কথা বলা তো আমার মনে পড়ল। এই ১ মাসের বিও মধ্যে আমি আমার হাসবেন্ড কে একটা চিঠি লিখেছিলাম যে, এই বিয়েটা জোর করে দিয়েছি। এটা আমার পক্ষে মেনে নেওয়া না পছন্দ হয়নি তা না। হ্যা, মানে আমি এটা মেনে নিতে পারলাম না। আ আপনাকে কাগজে কলমে শুধু বিয়ে হল আর কিছু হবে না আমার পক্ষে। হ্যা, সে চিঠি কিন্তু সে পেয়েছিল।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আপনাকে আমার পছন্দ হয়নি। আচ্ছা, আচ্ছা। উ হু, হুম। আচ্ছা।
এবার আমি গিয়ে যখন পৌঁছালাম। <tsk> রাতের বেলা খাওয়া-দাওয়া করে, মাদ আমরা তো ১২টায় গিয়ে পৌঁছায়ছি যা হোক শোয়ার পরে আমি বললাম যে, আমি সব কথা ভুলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে চলে আসছি তোমার কাছে। <chuckles> এই যে, খোলা মনে কথা। ইতিহাস আমার বিয়েতে <chuckles> হ্যা এরকম আ বিষয়টা ছিল। ওই যে, শুরু হল কিন্তু তারপরেও হচ্ছে যেকোন বিষয়ে মন খারাপ অভিমান তো হয়ই। এবং সেই সময়টাতে আমি দেখতাম উনি যেহেতু চ চাকরি করেন মেসে থাকেন, আমি থাকি না, আমিও স্টুডেন্ট। দুষ্টুমি করে তার কলিগরা বলতো, "আরে ভাই সাইটে গেছে ওই সাইটে এ তো এত সময় লাগার কথা না, কি জানে কি করে। প্রতিদিন তো এক, এক, দিন তো ভাইকে হ্যা এক, এক, দিন ভাইকে দেখে এক একটা মেয়ে থাকে"। এরকম তো আমি সবকিছুই খুব আ কারণ উনিও খুব খোলা মনের আমিও খুব খোলা মনের। আমরা ২ জনেই খুব খোলা মনের। এই কারণে যদি মনের মধ্যে কোন কিছু জমে থাকত সেটা জিজ্ঞেস করতাম।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা বা ব্যাপারটা মনে হয় খুব অ আ মানে রোমান্টিক, রোমান্টিক ও ছিল অবশ্যই। হুম। ও আচ্ছা, ঝামেলা, ঝামেলা, পাকিয়ে দেওয়ার একটা চেষ্টা। আচ্ছা। আচ্ছা।